ফিরে আসার পর দেখে যে আ পৃথি সে পৃথি পৃথিবীতে চলে আসে। কিন্তু আ তার মেয়ে আ তার মেয়ে পৃথিবীটাকে আপনার মনে করেন যে, বাসযোগ্য করে তুলে একটা অন্য রকম ডিজাইন করে। আ অন্য একটা প্রযুক্তি ব্যবহার করে। আ তো দেখে যে তার মেয়ে তার থেকে বেশি বৃদ্ধ দেখা যায়।
হুম। হুম। ও আচ্ছা, আচ্ছা। আচ্ছা, দারুণ তো! ও আচ্ছা এত বেশি বয়স হয়ে যায়। আচ্ছা, আচ্ছা। বুঝতে পেরেছি।
আহ অ্যা হ্যাঁ, হ্যাঁ। এবং একটা মুভিতে ট্র্যাজেডি ও আছে। আপনি এই মুভি ট্র্যাজেডি ও আছে অনেক। তো এই এইরকম একটা মুভি ঐ বছর অস্কার পায় সেটা হচ্ছে Gravity.
আচ্ছা। Gravity আচ্ছা। তো আপনি যে বললেন যে, এই যে, আ ইন্স যে মুভি টার কথা আপনি বলছেন। তো সেই মুভি টা আসলে দেখার আগে আসলে কিভাবে করে মানুষের আসলে প্রস্তুতি নেওয়া উচিত? আপনি কি মনে করেন? যে জ্বী।
তো Gravity এর কারণে Interstellar অস্কার পেতে পারে নি। আপনি আ আ মানসিক ভাবে প্রস্তুতি কি এটা আপনার মনে করেন যে, হ্যাঁ। ট্র্যাজেডি আছে ওরকম না যে আপনার কষ্ট লাগবে। আপনি মনে করেন যে আ হ কিছু, কিছু হরর মুভি থাকে না আপনার অনেক ভয়ানক, যে অ বলে দেয় যে আপনার যদি দুর্বল দুর্বল হৃদয়ের মানুষ থাকেন তাহলে দেখবেন না। ওরকম না। আপনি ইনজয় করতে পারবেন ভালো করতে পারে দু চোখের পানি পড়তেও পারে। আ কিছু, কিছু দৃশ্যের আ দৃশ্যের মধ্যে দিয়ে। আ তবে আপনি পুরো মুভিটা অনেক কিছু জানতে পারবেন শিখতে পারবেন। ফ্যামিলির মতো ফ্যামিলি দেখা দেখার মত মুভি। কোন কিছু নাই কোন খারাপ দৃশ্য নেই। আপনি ফ্যামিলি নিয়ে ইনজয় করার মতো একটা পুরো একটা মুভি। এবং আ এ Christopher Nolan এর আপনার মনে করেন যে, যে কয়টা মুভি আছে তার মধ্যে ওয়ান ওফ দ্যা বেস্ট ছিল এটা Interstellar.
হুম। হু, হু, হু। ওরকম আসলে না। ওরকম না, আচ্ছা, আচ্ছা। আচ্ছা। মানে এটা কি আসলে একটা ফ্যামিলি নিয়ে, ফ্যামিলি মতো নিয়ে, মতো। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। বেশ চমৎকার তো! যাক, বেশ চমৎকার! আচ্ছা, আচ্ছা। যাক চমৎকার। তো এই যে আরো ২ টা মুভির কথা বললেন এবং ১ টা এই মুভির কথা বললেন। এই ৩ টা মুভি আসলে আপনার জীবনকে বেশ ভালোই বলব, যে আপনি যে বললেন যে আসলে বদলে দিয়েছে ১ম দুটো আর এটা আসলে অনেক কিছু জান জেনেছেন। এটা কিন্তু আসলে বেশ প্রশংসনীয়। তো যে আসলে মুভি দেখে কিছু শিখতে যদি না পারা যায় তাহলে আসলে মুভি দেখার মজাই বা কোথা থেকে হয়।
হ্যাঁ। জেনেছি, হ্যাঁ। হ্যাঁ। এখন আ একটা একটা বিষয় কি আ আপনার মুভিতে কিন্তু আপনার আ পজিটিভ শিক্ষাও দেয়। আবার আপনার হোচ্ছে গিয়ে নেতিবাচক শিক্ষা দেয়। মানে ইতিবাচক নেতিবাচক ২ টা শিক্ষা কিন্তু দিয়ে থাকে। এখন আপনি ইতিবাচকটা অনেকে আছে ইতিবাচকটা বুঝে না মানে ইতিবাচক নেতিবাচক পার্থক্যটা বুঝে না। দুইটাই নেয়। আবার কেউ আছে শুধু নেতিবাচকটা নেয়। তো ইতিবাচকটা নেওয়া উচিত আমার মতে। তাহলে আম আমার মনে হয় যে একটা ভালো একটা প্রভাব পড়তে পারে।
জ্বী। উ নেগেটিভ শিক্ষা, জ্বী। দুটোই দেয়, জ্বী। জ্বী। আচ্ছা, আচ্ছা। জ্বী না। আপনি একদম বেশ চমৎকার বলেছেন। জ্বী। একদম প্রশংসনীয়। আপনার যা, যা এগুলা ই ৩ টা মুভি নিয়েই যা, যা বললেন। তো এই যে আপনাকে এ আপনার সাথে এই মুভি বা সিনেমা নিয়ে আড্ডা দিতে পেরে কিন্তু বেশ অনেক চমৎকার সময় কাটলো। তো আপনাকে অনেক, অনেক ধন্যবাদ। আপনি কিন্তু অনেক ভালো থাকবেন।
জ্বী।